আসলে দেখা গেছে কি? যে, বন্ধু মহলের মধ্যে এ যে, একটা সার্কেলের মত থাকে আরকি যে, যখন একটা আড্ডা হয়, তখন দেখা যায় যে, মানে ৫, ১০ জন আসে একসাথে আড্ডা দিতে। তো ওইযে মানে, এক কথায় ওর কথায় তো আমি আর যাইতেছি না। তো আমি যাচ্ছি আরকি অন্যান্য বন্ধুদের সাথে আসতে। তো দেখা যায়, ও আরকি ওইযে, বন্ধু মহলের মধ্যেই আছে বা, ওই সার্কেলের মধ্যে আছে আরকি। তো ওইভাবে দেখা যায় কথাবার্তা তখন হয়। বা, আ মানে হাই, হ্যালো হচ্ছে, কিন্তু ঐযে কি বলে? একটা কথা আছে না যে, ওই চাক বাকি ৫ জন বন্ধুর মধ্যে ও কিন্তু একটা বন্ধু যে আরকি আমি আহা বিশ্বাস করি না আরকি এরকম, মানে কোন ক্ষেত্রেই আরকি। তো এই জিনিসটা কিন্তু ওইযে মানে বিশ্বাসটা অর্জন করা বা, বিশ্বাসটা একবার যখন ভা ভাইঙে ভেঙে যায়, তখন কিন্তু ওই বিশ্বাসটা আবার মানে ফিরিয়ে আনা বা, গড়ে তোলা খুবই কঠিন হয়ে যায়। তো আ হ্যাঁ, তো এইক্ষেত্রে দেখা যায় কি জ্বী, জ্বী।
জ্বী। হুম। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। বিশ্বাস করেন না। হুম। হু, হুম। হুম। ফিরিয়ে আনা। হু, হু, হু। খুব কঠিন। একদম ঠিক। এটা আসলে প্রত্যেক সম্পর্কেই হয়ে থাকে। বিশ্বাস একবার ভেঙে গেলে, তারপরে যেটা যেকোন ধরনের সম্পর্ক হোক। মানে আপনি বন্ধুত্বের কথা বলছেন। এটা কিন্তু আবার আ ক্লাসমেটদের সাথেও হয়ে থাকে, আবার কলিগদের সাথেও হয়ে থাকে কিন্তু এই ব্যাপারগুলো। আচ্ছা, আ আপনি আপনার অন্য বন্ধুদের কথা বলছিলেন যে, ওদের সা একটা ফ্রেন্ড সার্কেল এ থাকলে, আ হচ্ছে বন্ধুত্ব হয়ে যায়। তো আ ওরা তো আপনার ব্যাপারটা জানতো, তাই না? মানে, যে টাকার ব্যাপারটা?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। <chuckles> জ্বী, জ্বী, অবশ্যই। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জানতো। আ দেখা গেছে কি? যে কেউ ইচ্ছা হ্যাঁ।
আচ্ছা, তাহলে কি তারপরেও উনার সাথে মানে একটু বলতে চাচ্ছি যে, তারপরেও উনার সাথে কি ওরা মানে ওনাকে বিশ্বাস করতো নাকি, মানে এক ধরনের চিন্তা থাকে না? কেউ যদি আপনার ফ্রেন্ডকে ঠকায় বা, মিথ্যা কথা বলে বা, বিশ্বাস ভাঙে, তখন আপনারও একটু সন্দেহ থাকবে। তাই না? তো সেইক্ষেত্রে কি উনার সাথে আপনার অন্য বন্ধুদেরও কি ভালো সম্পর্ক আছে?
জ্বী, জ্বী। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। অবশ্যই।

হ্যাঁ, হ্যাঁ অবশ্যই মানে জিনিসটা কি যে মানে মানুষ যখন আরকি চিন্তা করে যে আ তার জায়গায় থাকলে ওই ব্যবহারটা কেমন ছিল বা ওই বিশ্বাসঘাতকতা বলেন বা যাই বলেন ওই জিনিসটা কেমন হতো তাহলে কিন্তু দেখা যাবে অনেকেই কিন্তু এই জিনিসটা আ করতে চাইবে না। কারণ হয় কি যে মানে আ অনেকে কিন্তু ওইটা ভাবেও না যে আ মানে তার যে একটা আ অ্যাকশন আছে, তার যে কাজ আছে এটা যে মানুষের অন্য মানুষের একটা সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। আ এই জিনিসটা কিন্তু মানে ভাবে না কেউই। তো এই না ভাবার ফলেই দেখা যায় যে, এই বিশ্বাসটা আর থাকে না আরকি ওই মানুষটার প্রতি। এই জিনিসটা আরকি মানে খুবই দুঃখজনক যে তাও হচ্ছে আরকি। তো আমার কাছে লাগে কি যে এই জিনিসটা যদি পরিবর্তন করা যায় তাহলে অবশ্যই মানে ভালো হয় বা সম্পর্ক সবসময়ই ভালো থাকবে আরকি এরকম একটা বিষয়। যদি মানে এইযে বিশ্বাস বা সীমা লঙ্ঘন। তখন দেখা যায় কি যে ঝগড়া বা জিনিসটা এট অ য লাগে তখনই যখন কেউ আ সীমা লঙ্ঘন করে আরকি বা আপনার আ যে এই জিনিসটা করলে আপনি
হুম। উম হুম। প্রভাব পড়ে, হুম, হুম, হুম। হুম। হচ্ছে হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ। আর মনে হয় যে এই ব্যাপারটা করা ঠিক হয়নি। মানে আপনার ক্ষেত্রে যেটা হয়েছে মানে গেম খেলার ব্যাপারটা বলছিলাম। আপনি যদি বলে দিতেন ওনাকে যে আ আমি একটু গেম খেলবো ওদের সাথে একটু সাহস করেই যদি বলে দিতেন তাহলে মনে হয় এতদূর আ মানে এত ঝামেলা হতো না বা এত ঝগড়া হত না এই ব্যাপারটা নিয়ে। তাই না?
<chuckles> জি, জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। অ্যা হ্যাঁ ঝগড়াটা বা হ্যাঁ ঝ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এই জিনিসটা আরকি যে পরে যেয়ে বুঝতে পারলাম যে না আসলেই এই মিথ্যা বলাটা আসলেই আ ঠিক হয় নাই। বা এ ও ওর দেখা গেল কি যে এই জিনিসটা অনেক পছন্দ ছিল। আর মিথ্যাটা ছিল এক কথায় ওর জন্য সীমা লঙ্ঘনের মত। তো আ যখন দেখা গেছে আমি এরকম মিথ্যা বলে বা সীমা লঙ্ঘন করেছি। তখন দেখা গেছে কি এটা একটা ঝগড়ায় পরিণত হয়েছে বা একটা ওইযে অবিশ্বাসের একটা আ জায়গা নিয়ে নিয়েছিল আরকি। তো এরপরে থেকে আমি বলে নিয়েছি যে আমি যখনই আরকি যেখানে যাবো আমি বলে যাবো বা আ সত্যতার সাথে বলবো আরকি। অ্যা ঝগড়া যখন হ্যাঁ, তারপরে দেখা গেছে যে না আমি এরপর থেকে যখনই গেম খেলি বা এই খেলি আমি আ চেষ্টা করি যে ব জানিয়ে দেওয়ার বা আমি এখন এটা করতেছি এটা একটু আ বলে কয়ে আরকি আ জিনিসটা দেখা যায় এরপরে আরকি ঠিক মতনই যাচ্ছে আরকি। <chuckles> অ্যা জি।
হুম। অপছন্দ। উম হুম। উম হ্যাঁ। আচ্ছা, পরে তো আর এরকম ঝামেলা হয়নি, তাই না? হুম। আচ্ছা, আচ্ছা এটা ভালো। উম আচ্ছা ভালো। আচ্ছা আ উনার কথাই বলছিলাম যে আ উনি যখন ১ম এ আপনাকে বললেন বা উনি জানতে পারলেন যে আপনি উনার সাথে মিথ্যা কথা বলেছেন। তখন আ আপনি ব্যাপারটা কিভাবে মানে তখন তৎক্ষণাৎ আপনি কিভাবে ব্যাপারটা সামলান? মানে কী বলেন উনাকে যেটার কারণে হচ্ছে এই মানে যেটার কারণে উনার সম্পর্কটা মানে আপনার সম্পর্কটা তখনও টিকে থাকে।
<chuckles> জি, আমি তো মানে যখন হ্যাঁ, হ্যাঁ। জি, জি তো